আমার একটা শিক্ষক আমাকে একদিন বোর্ডে একটা সংখ্যা লিখে দিয়েছিল ৫, তো বলল যে, "এই সংখ্যাটা বড় না ছোট?" আমরা বললাম, সকলে কেউ বলল বড়, কেউ বলল ছোট। তো স্যার বলল যে, "এই ৫ সংখ্যাটি ছোট না বড়, এটা কেমন করে আমরা বুঝতে পারবো?" তো আমরা বললাম যে, "জানি না স্যার, ৫ তো ৫ই।" তো ৫ এর বাম পাশে সে লিখল ৪ এবং ৫ এর ডান পাশে লিখলো সে ৬, এখন বলল যে, "বল, ৪ থেকে ৫ বড় না ছোট?" আমরা বললাম, "বড়।" "ছয় থেকে ৫ বড় না ছোট?" আমরা বললাম, "ছোট।" তো একই সংখ্যা কখনো বড়, কখনো ছোট। এইটা দিয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম, যে আমি পারস্পারিকভাবে তুলনা করতে পারি যে আমি আসলে অন্যর চেয়ে আলাদা কিংবা আলাদা কিনা, কিংবা আমার শেখার পরিধিটা আলাদা কিনা, আমার জ্ঞানের পরিধি আলাদা কিনা। তো এই ক্ষেত্রে যখন আমি দেখতে পাবো যে, আমার জ্ঞানের পরিধি একটু কম রয়েছে, তখন আমি আপনার কাছ থেকেও শিখতে পারি। আম এইজন্যই বলছিলাম যে এখানে ঘাসফড়িং থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড, সবখানেই শিখতে পারি। আর আপনি যেটি বলছিলেন যে, কোনটা আসলে নেবো, কোনটা নেব না। যেটা আমার কাছে নেব না, সেটাও আমাকে জানতে হবে। কারণ আমি যখন জানব সেটি নেব না কেন, তখনই আমি সেটা বর্জন করতে পারবো। তাই না? যে একটা খারাপ বই। এই যে খারাপ বই কেন বলছি? কারণ আমি পড়ে দেখেছি বইটার মধ্যে কিছু খারাপ জিনিস রয়েছে। তারপরে তো আমি বলব যে খারাপ, না কি নাই পড়তেই বলব যে বইটি খারাপ? আমাকে তো পড়তে হবে। সেরকম বিষয়টা।
হুম। হ্যাঁ। হুম। ছাই। কখনো, ছোট হ্যাঁ। হ্যাঁ। কি, না। হুম। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। নেব না, হ্যাঁ। হুম। কেন নেব না, হ্যাঁ। হ্যাঁ, এটা দারুণ বললেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, এটা কিন্তু সত্যি। আপনি বেশ দারুণ বলেছেন। সত্যি আসলে আ এই ব্যাপারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ আ আসলে বুঝতে হবে যে, এটা কেন করা যাবে না। তো সেক্ষেত্রে এটা বুঝতে গেলে কিন্তু আসলে বিষয়টাকে জানতে হবে যে, হ্যাঁ, এটা আ কোথায় খারাপ আছে। সত্যি এই ব্যাপারটা কিন্তু আ দারুণ একটা বিষয়। অনেকে কিন্তু এটা আসলে আ মানে মনে করে না, বা মানে এটা ভেবে দেখে না সত্যি। এটা এটা আসলে অবশ্যই ভেবে দেখা উচিত। হ্যাঁ, হ্যাঁ, দুটো হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, আসলে চিন্তা ভাবনাকে আসলে উন্নত করতে হবে, যে যাতে করে এ এইটুকু বোঝার ক্ষমতাটা হয়, আ যে কোনটা আসলে ভালো, কোনটা আসলে ভালো না। সেইটুকু বোঝার জ্ঞানটা যখন আসলে হবে, তখন দেখা যাচ্ছে যে, এ খারাপ একটা জিনিস শিখলেও, তখন কিন্তু সেটা আসলে আ হয়তোবা প্রু মানে বর্জন করা যাবে। হ্যাঁ, বা দৈনন্দিন জীবনে সেটাকে প্রয়োগ করা হলো না, আ মানে করবে না। আর সত্যি, এই ব্যাপারটা কিন্তু আসলে দারুণ। এই ব্যাপারটা আসলে করা উচিত। তো অ আসলে যারা নতুন প্রজন্ম আছে, আসলে যারা আ নতুন প্রজন্ম আছে, যারা আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত নয়। আ অনেকে দেখা যাচ্ছে যে, কোথা থেকে শিক্ষা গ্রহণ করবে, করবে না, বা এই টাইপের যারা একটুখানি দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তো তাদের জন্য আসলে আপনি কি বলবেন?
জি, জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। <chuckles> দুটোকেই জানতে হবে। তারপরে এক টাকে বর্জন করতে হবে, যেটা তুলনামূলক খারাপ। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। সে বর্জন করতে পারবে জেনে শুনে তার জ্ঞান থেকে, ঠিক তাই। জি, জি। নিশ্চয়ই। জি, জি।

বাহ! চমৎকার একটি প্রশ্ন। দেখুন আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু, আপনার উত্তরটি লুকিয়ে রয়েছে। দেখুন আপনি কিন্তু খুব চমৎকার করে একটা বিষয় ভিত্তিক, একটা টপিকের উপরে আপনি আমাকে প্রশ্ন করছেন এবং গুছিয়ে প্রশ্ন করছেন। তো এই প্রশ্ন করাটা কি আপনি কোন শিক্ষকের কাছ থেকে শিখেছেন? নিশ্চয়ই নয়। এটা হচ্ছে আপনার স্কিল। এই স্কিল হচ্ছে ভাষাগত জ্ঞান, আ এবং আপনার চর্চা। এর মাধ্যম দিয়েই কিন্তু এই প্রশ্ন করার যে, প্রবণতা কিংবা একটা গুছিয়ে প্রশ্ন করা, সেটি কিন্তু আপনি শিখে গেছেন। একটা রপ্ত করেছেন। ঠিক অনুরূপভাবে আপনি যেমনটি বলছিলেন, আমি অ্যা একেবারে শিক্ষকের কাছ থেকে ছাড়াও যে, জিনিসগুলো শিখেছি, জীবনের একটা অংশ শুধু, শিক্ষক আমার কভার করেছে। সেটা হচ্ছে একটা কারিকুলাম, যেটা সরকার কর্তৃক প্রণয়ন করা রয়েছে। মাধ্যমিক পর্যায়ে কি ধরনের বই আমি পড়ে, ১ টার পর ১ টা ক্লাস পার করবো? তারপরে একটা কিভাবে পাবলিক এক্সাম দিয়ে পাস করবো? কতটুকু আমার সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে থেকেই প্রশ্নটা হবে? সেই কারিকুলামটা আমাকে শিক্ষক শিখিয়ে দিবেন। এই জায়গাটা শুধু শিক্ষক আমাকে কভার করবেন। বাকি পড়ে রইলো আমার গোটা জীবন। এই গোটা জীবনের প্রত্যেকটি শিক্ষা হোক, সেটা গান, নৃত্য, কলা। প্রত্যেকটা জায়গায় ফির আমাকে নতুন করে আ নতুন, নতুন ভাবে শিখতে হচ্ছে। তবে হ্যাঁ। এক অর্থে যদি আমরা বলি, যেটা আমাকে যেই শেখাক না কেন? তাকে যদি আমি শিক্ষক নামে সংজ্ঞায়িত করি অর্থাৎ, আমার মা আমাকে ভাষা শিখিয়েছেন সুতরাং ভাষাগতভাবে, মা আমার শিক্ষক। তাহলে বিষয়টা ঠিক আছে। কিন্তু শিক্ষককে যেভাবে আমরা সংজ্ঞায়িত করি যে, স্কুলে পড়ান কিংবা কলেজে পড়ান কিংবা কোন একটা চাকরির মধ্যে পড়ান, তিনি হচ্ছেন শিক্ষক। তাহলে কিন্তু বিষয়টা তিনি একটা জাস্ট ১ টি জায়গায় আমার কভার করেন। বাকি সারাটা জীবন হচ্ছে আমার অন্য জায়গা থেকে শিক্ষা নিতে হয়।
হ্যাঁ। <chuckles> উহুম। হুম। হ্যাঁ। গোটা জীবন। হ্যাঁ। শিখতে। বাহ! চমৎকার। হুম, হুম। মা আমার শিক্ষক, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। পড়ান। তিনি হচ্ছে শিক্ষক, হ্যাঁ। একটি জায়গা। হ্যাঁ, এটা কিন্তু আসলে উ হ্যাঁ, এটা দারুণ বলেছেন। আসলেই এই উব ব্যাপারটাই এরকম যে, আ শিক্ষকের যদি এ যেমনটা আসলে আপনি ব্যাখ্যা করলেন যে, আ শিক্ষক যদিমাত্র, শুধুমাত্র আমরা স্কুলের বা যারা আসলে পাঠদান করে থাকেন, তাদেরকেই যদি আসলে শিক্ষক মনে করি, তাহলে ঠিক আছে। তাহলে আ ওইযে, যে, যে, একটা জায়গায় শুধুমাত্র শিক্ষক এবং বাকি যে, আ এত যে, শিক্ষা, অন্যান্য জায়গা থেকে এত যে, শিক্ষা আসলে নেয়া হচ্ছে উদ জী জীবনে, আ প্রত্যেকটা জায়গায় তো আসলে ওভাবে যদি কব বিবেচনা করা হয়, তো তারাও তো আসলে শিক্ষকই হয় আ একদিক থেকে। হয়তোবা একই কোন না কোনভাবে, আসলে যে, শিক্ষক। সেটাই তো। ঠিক বলেছেন। সুন্দর, <chuckles> বেশ সুন ভালো লাগছে আপনার সাথে কথা বলে। বেশ সুন্দর করে আপনি উ গুছিয়ে বলছেন বিষয়গুলো। আ তো অনেক সময় এরকম হয় না? যে, আ দেখা যাচ্ছে যে, আ আপনার সাতে কি এরকম হয়েছে? যে, ধরুন, আ আপনি কোন একটা বিষয় এরকম উম মানে এ শিখেছেন, যেটা হচ্ছে গিয়ে আ ধরুন, আ অনলাইন থেকেও তো এখন অনেক কিছু শেখা যায়। যে, যেমন ধরুন, উম মানে ব্যক্তি, ব্যক্তি মানুষের কাছ থেকে না। আ হয় মানে প্রযুক্তি, প্রযুক্তি নি নির্ভর আসলে এমন একটা আ সময় এখন আ আমরা বাস করছি। তো সেখানে অ্যা প্রযুক্তি থেকে কিন্তু অনেক কিছু আসলে আমরা শিখতে পাচ্ছি। যেমন অনলাইন থেকে কিন্তু বেশ কিছু জিনিস শেখা যায়। তো এরকম কোন ধরনের আ অভিজ্ঞতা কি আপনার ঘটেছে?
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, কোন না কোনভাবে শিক্ষক তারাও। জ্বি, ঠিক তাই। <chuckles> জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি। জ্বি, জ্বি, নিশ্চয়ই।